<chuckles> আ চি সাদা পাথর আসলে এ উঠায় যখন আরকি উ মানে, উঠ মানে সবাই নিয়ে যায়নি, তার আগের মুহূর্তের কথা আমি আসলে বলছি।
<giggles> হ্যাঁ। ও! যাক, যাক, আপনি খুবই ভাগ্যবান যে আগে আগেই গিয়ে ঘুরে এসেছেন। না ভালোই হলো। তো গি কি করেছেন ওইখানে গিয়ে?
একদমই, একদমই। হ্যাঁ, ওখানে আ ঝরনায় আসলে গোসল করা হয়েছে। এ সাদা পাথরগুলো আসলে মানে বিভিন্ন রঙের যে পাথরগুলো দেখে কিন্তু, বেশ আ মনোমুগ্ধকর যে বিষয়টা, সেটা কিন্তু আ হ্যাঁ, উপভোগ করেছি। আবার রাতার গুল, ও ওটাও কিন্তু বেশ উপভোগ করার একটা বিষয়। আবার দেখা গেছে যে, সিলেটের চা বাগান যেটা, আ আমি কিন্তু দেখে বেশ অবাক হয়েছি যে, সিলেটের অ্যা অ্যা মানে চা কীভাবে তৈরি করে? এই বিষয়গুলো কিন্তু দেখে সত্যিই অনেক উপভোগ করেছি আমি।
চমৎকার লেগেছিল। বুঝতে পেরেছি। জায়গা, হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। না, আসলে অনেক মানে, ঘুরাফেরা করতে যে অনেক মজা পান, এটা কিন্তু আপনার কথাতেই বোঝা যাচ্ছে। আর বিশেষ করে হাসব্যান্ড কে নিয়ে ঘুরতে বেশি মজা পান। এটাও বোঝা যাচ্ছে। <chuckles> তো <chuckles> তো এমনিতে এই যে সারাদিনের যে ব্যস্ততাটা থাকে, এটা বন্ধের দিনে তো আসলে আ রুটিনটা তো মানে, আসলে মানুষজন তৈরি করতে পারে না। যেকোনো একটা সময়, যেকোনো রুটিন হয়ে যায়। এমনিতে এই যে বন্ধের দিন ছাড়া, বাকি যে দিনগুলোতে আপনি যখন বাসায় আসেন, তখন আ পরিবারের মানুষদের সাথে মানে ,আপনার ইন্টারেকশন টা কেমন হয়? মানে কি, কি করা হয়?
একদমই, একদমই। <sniffs> একদমই, একদমই। আ হ্যাঁ, পরিবারের মানুষদের সাথে আসলে অ্যা মাঝে, মাঝে অ্যা গল্প করতে, করতে দেখা যাচ্ছে যে হচ্ছে, রাত ১২ঃ০০-০১ঃ০০ পর্যন্ত বেজে যায়, এরকমও কিন্তু হয়। অ্যা তো এ সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আবার সবাইকে বলি যে, "আমার কিন্তু অফিস আছে। আমি আর হচ্ছে, আ কথা বলতে"
ওরে বাবা! হুম, হুম। এটা মনে হয় বৃহস্পতিবার রাত্রে বেশি হয়, না? যে পরের দিন অফিস কম, থাকে না ও শুক্রবার রাতে বেশি হয়। বুঝতে পেরেছি।
হ্যাঁ, শুক্রবার রাত্রেও হয়, হ্যাঁ, হ্যাঁ। আবার মা হ্যাঁ, হ্যাঁ। আবার মাঝে, মাঝে দেখা যাচ্ছে যে, রাত্রেবেলা অফিস, টে মানে যে অফিসে যে ৫ টা দিন দেখা যাচ্ছে যে, খাওয়ার পরেও কিন্তু চা খেতে, খেতে দেখা যাচ্ছে যে গল্প, এই যে শুরু করলাম; এটা দেখা যাচ্ছে রাত ১২ঃ০০-০১ঃ০০ পর্যন্ত টানা চলছে। অ্যা হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু আমি আবার বলে দেই যে, "আমার অফিস আছে, আমি চলে গেলাম ঘুমাইতে।" আবার এমন কিন্তু অনেক সময় হয় যে, অ্যা টানা ৫ দিনের ভিতরে অফিস করে দেখাচ্ছে, অনেক সময় শরীর খারাপও হয়ে যায় বা ক্লান্তর যে বিষয়টা। তো তখন কিন্তু আসলে এসেই কিন্তু, মানে খাওয়া-দাওয়া করেই যে, অ্যা মানে ঘুমিয়ে যাওয়া হয়। মানে তখন মনেই হয় না যে, আসলে এ কাউকে একটু সময় দেই বা কাউর সাথে হ্যাঁ, হ্যাঁ, কথা বলি।
হুম। বাহ! চমৎকার। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অন্য কিছু করেন। বুঝতে পেরেছি। না, আসলে তা তো অবশ্যই। কারণ এই ৫ দিন টানা চাকরি করলে এবং আসলেই শরীলটা একদম খারাপ হয়ে যাওয়ার কথা। তো এমনি এই যে, পরিবারের মানুষজনের সাথে কথা বলেন। পরিবারে কে, কে আছে আপনার?
হ্যাঁ, একদমই।

দারুন। আপনি কিন্তু মানে শুক্র-শনিবারটা পরিবারকে দিতে বেশি পছন্দ করেন তাই না? আর বাকি দিনগুলাতে একদম, <coughs> একদম কাজ করেন। বেশ দারুণ বললেন। তো আ মানে এমনিতে অফিস তো সকাল ৮ টা থেকে মানে ৮ টা দিকে তো থেকেই তো শুরু করতে হয়। কারণ অফিস টাইমে তো এমনি তো ১ ঘণ্টা আগে বের হইতে হয়। আ বিকাল কইটার দিকে আসেন?
একদম, একদম, একদম। <chuckles> একদমই, একদমই। আ আমি আসি আমার আসতে, আসতে, অ্যাঁ প্রায় সন্ধ্যা ৬ টা ৭ টা আসলে বেজে যায়। হ্যাঁ, হ্যাঁ।
সন্ধ্যা ৬ টা ৭টা বেজে যায় না। তারপরে তাইলে এই যে, ৭ টার পর থেকে ঘুমের পর্যন্ত সময়টাতে কি ব্যক্তিগত কাজগুলো করা হয়? মানে পারিবারিক কাজগুলো নাকি এসে ঘুমিয়ে পড়েন? <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। একদমই, একদমই। হ্যাঁ, হ্যাঁ, ও আ সেই ব্যক্তিগত কাজগুলো আসলে আমার তখন করা হয়। আমি এসে দেখাচ্ছে যে, সকালবেলা একবার আমার অ্যা গোসল করে যাই। কিন্তু জার্নি করে যেতে, যেতে, কিন্তু আবার সেই যে, ধুলো মাখা যে, শরীরটা সেটা নিয়েই কিন্তু আবার আমাকে আ ফিরে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছে ফ্রেশ ভাবে বের হইলাম। হ্যাঁ, আর একদম ধুলা মাটি অবস্থায় আসলে ফিরে আসলাম। তখন কিন্তু আবার গোসল করা লাগে। অ্যাঁ গোসল করে এ্যা সন্ধ্যার যে, নাস্তাটা সেটা দেখা যাচ্ছে যে, পরিবারের সবার সাথে একসাথে খাওয়া-দাওয়া। তারপরে এই যে, অ্যাঁ রাত্রিবেলা দেখাচ্ছে নিজেকে কিছু একটা টাইম দেওয়া দেখা যাচ্ছে যে, কোন বান্ধবীর সাথে গল্প করতে ইচ্ছা করল সেটা। অথবা সিনেমা দেখতে ইচ্ছা করলে ল্যাপটপ এ দেখা যাচ্ছে যে, সিনেমা দেখতে বসে পড়ি। আ অথবা যদি হ্যাঁ, হ্যাঁ, কখনো যদি মানে ঘুরতে যেতে ইচ্ছা করে যে, সন্ধ্যার দিকে আমার একটু মার্কেট কেনাকাটা করা দরকার।
হ্যাঁ। এই যে, শহরের সেই যে, অসুবিধাটা। <chuckles> ইস! হ্যাঁ। একটু বের হয়ে আসবেন। একটু মার্কেটে ঘুরে আসবেন বাহ্‌! দারুন। এমনিতেই যে, মানে সবগুলোই তো বুঝলাম। একদম বললেন যে, বান্ধবীর সাথে কথা বলেন। বললেন যে, রাত্রিবেলা নিজেকে একটু সময় দেওয়া। এই সময় দেওয়াটা মানে কি? মানে কি সময় দেন নিজেকে?
এক মিনিট। <chuckles> আ আ নি নিজেকে সময় দেয়া বলতে হচ্ছে আ এই যে, যেমন হচ্ছে আমার যদি কখনো আ মজার কোন খাবার খেতে ইচ্ছা করে যেমন চিকেন বিরিয়ানি আ অথবা হ্যাঁ, হ্যাঁ, আ মাটন বিফ যাই বলি না কেন আ সেটা কিন্তু দেখা যাচ্ছে যে, আমি তৈরি করে ফেললাম। সাথে পোলাও তো থাকবেই মাস্ট। তো এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে, পছন্দের রান্নাগুলো যেগুলো সেগুলো কিন্তু আমি হচ্ছে আ করি। আ আবার দেখা যাচ্ছে যে, এস
<chuckles> আ হুম, বুঝতে পেরে বুঝতে পেরেছি। এটাই কি নিজেকে সময় দেওয়া আপনার কাছে?
আ এটাও আমার কাছে আমার মনে হয় যে, এক ধরনের হ্যাঁ, হ্যাঁ।
<chuckles> এইটা তো আচ্ছা, আচ্ছা। বিরি এ্যা বিরিয়ানিটা খালি আপনিই খান। পরিবারের কে তারা খায় না। যেটা রান্না করেন? <clicks tongue> খায় তো অবশ্যই। হ্যাঁ।
আ হ্যাঁ, অবশ্যই পরিবারের মানুষের এ্যা মানুষের জন্যও করি। আ নিজের জন্যও করি। কারণ আমি আসলে হচ্ছে নিজের হাতের রান্নাটা আ মানে খাইতে বেশি পছন্দ করি <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। এই
বেশি পছন্দ করেন বুঝতে পেরেছি না আসলে মানে আ আপনি মানে বলতেছেন তো যে, নিজেকে সময় দেওয়া এজন্য মানে আমি একটু পেচাচ্ছি আরকি। কিছু মনে করবেন না মানে একদমই কি এমন কোন কাজ করেন যেটা থেকে ফলাফলটা শুধুমাত্র আপনিই ভোগ করেন। এমনকি কিছু আছে আপনার জীবনে?
এ